উম না, আমার আসলে ঐটারও শখ আছে যে, আমি যখন বাইরে যাব বা অফিসে যদি যাই, লাইক অফলাইন হলে, তখন আসলে যাওয়ার সময়, সবসময় হেলমেট এর মধ্যে লাগায় রাখবো। এসে, এসে দেখব। সো বেশ ভালোই লাগবে আরকি। মানে নিজের বি নিজের বিনোদন নিজেই বের করে নেব।
আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। এইটা এটা এখন অনেকেই করে। এগুলা যদি আপনি রেগুলার নিজের জন্য করেন বা ছোটখাটো এমনি মনে করেন ব্লগিং স্টার্ট করবেন, moto ব্লগিং করবেন সেক্ষেত্রে খুব বেশি দাম না। সেক্ষেত্রে ওই গিয়ার সেটআপ এর দাম হয়তো বা ৳১০০০-১২০০-র ভেতরে সেটআপ পেয়ে যাবেন। মানে যেইভাবে মাউন্ট করতে হয় মাউন্টিং গিয়ার গুলা। আর ক্যামেরা আপনি আ ৳৪,৫০০-রও শাওমির একটা আছে। হ্যাঁ।
জ্বী, জ্বী, জ্বী। হু, হু। জ্বী, জ্বী, জ্বী, জ্বী। হ্যাঁ। হুম। হু, হু। জ্বী। জি, জ্বী, জ্বী। এত কম! ভাই আমি ৳৫০,০০০ দেখলাম।
এটা তো ডিপেন্ড করে। এখন ক্যামেরা তো আ বিভিন্ন ইসে বাইক
ও! শাওমির টার নাম কি ভাই একটু বলেন তো?
এটা আপনার মিজিয়া আছে।
বি-জিয়া।
হ্যাঁ, হ্যাঁ।
এম-আই-জি-এ নাকি?
এরকম AKASO আছে একটা এ-কে-এ-এস-ও AKASO এটাও পাবেন আপনি।
ও! আ AKASO. জ্বি, জ্বি, জ্বি ভাই, থ্যাংক ইউ। আমি আসলে দেখবো যখন।
হ্যাঁ, হ্যাঁ। তারপর এস-জে-সিক্স আছে।
তো ভাই আপনার আসলে কোন বাইক পছন্দ? বলেন তো একটু কোনটা নিবেন এমন বা শখের বা শখ
কোনটা নিবো এইটা তখন বা যখন নিবো সেই সময়ের অনেক কিছু প্র্যাকটিক্যালিটি র উপরে
মানে মানে এখনো পছন্দের নাই নাকি? এখন কেমন পছন্দের বাইক আছে? বা এখন নিলে কোনটি কে
এখন পছন্দের বাইক তো আর সবাই নেয় না, পছন্দ তো ডুকাটি প্যানিগালে ভি4.
আ অ মানে এফ-জেড-ভি-ফোর নাকি?
না, না। ডুকাটি এগুলা বাংলাদেশে নাই আপাতত। ডুকাটি প্যানিগালে ভি4, হ্যাঁ।
অ ওগুলা তো নাই ভাই। হু, জ্বী, জ্বী, জ্বী।
এইগুলা শখের বাইক আরকি।
ও! বুঝতে পারছি। আমি আসলে পাচ্ছি না। এরকম ভালো। আমার যে বাজেট ওই বাজেট এর মধ্যে।
বাংলাদেশে চলে এমন জীব

দুর্দান্ত ব্যাপার। আ কেমন লাগছে যে দীর্ঘদিনের জার্নি নিজের শখের জন্যে, নিজে আস্তে, আস্তে করে অনেক কিছুকে ত্যাগ করে যে টাকা জমাচ্ছেন কেমন লাগছে?
হু, হু। হুম। হুম। <chuckles> জি, জি, জি। উ হু, হু, হু, হু। ভাই বেন টাকা ধরেন আমার ক্ষেত্রে আসলে ভাই টাকা জমানোর একটু কি হয়? আমি যদি পাঁচ টাকা ও জমাই, আমি কিন্তু ওটা গুণে গুণে জমাই। আমি ছোটবেলা থেকে ধরেন আমি ব্যাংকে টাকা রাখতেছি। <chuckles> লাইক আমি জানতাম আমার ব্যাংকে কত টাকা আছে। <scoffs> ছোট মাটির ব্যাংকে লাইক ৳১০ থাকলে ৳১০ বলতে পারতাম, ৳১০০ থাকলে ১০০ <laughs> হিসাবি বলতে কি ভাই আমি জমাইতে পারি না আরকি। বেশি হচ্ছে লাইক মানে ধরেন একশো টাকা হইলে <laughs>
হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। ওকে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। ওরে বাবা! এত হিসাবি হইলে তো বিপদ ভাই। আচ্ছা, আচ্ছা। না, না জমাইতে যারা পারে না তারা গুণবে কেন? যারা জমাইতে পারে তারা গুনে ভাই।
এ এ সেটাই তো ভাই। মানে ৳১০০ হয়ে গেছে মানে অনেক টাকা হয়ে গেছে। এবার খরচ করে ফেল। <laughs> এরকম একটা ভাবনা আছে যে মানে লাইক
আচ্ছা, আচ্ছা। তাই, তাই। এমনটা হত ছোটবেলায়।
আ হ্যাঁ, হ্যাঁ ভাই। ছোটবেলায় এমন হয় বড় বেলায় আসলে এমনই হয়। সো। <laughs> হ্যাঁ, হ্যাঁ। সো ভাই মানে বড় বেলার ক্ষেত্রে আসলে আমি আমার কাছে টাকা না রেখে হচ্ছে আমি আমার মায়ের কাছে আসলে <breath> রাখার চেষ্টা করি। জি, জি। যাতে আমি যাতে
হুম। এটা হতে পারে। আচ্ছা, আচ্ছা। টাকাটা রেখে দেন। আ ছোট বেলায় মায়ের কাছে রাখা টাকা গুলা কি ফেরত পাইছেন কখনো? হু।
<laughs> ছোটবেলায় আসলে মায়ের কাছে টাকা আমি কখনোই রাখতাম না উল্টা মায়ের থেকে নিতাম।
না ওই যে আতী একদম ছোটবেলায় যখন আত্মীয়স্বজন এসে হাতে টাকা দিয়ে যেত, মা বলত যে আচ্ছা এটা দাও তুমি পরে তোমাকে দিব। এই টাকা গুলা পাইছেন?
<laughs> সেটা তো ভাই সবাই তো ভাই। লাইক, ৳১০০ র নোট দিয়ে ৳১০ বা ৳২০ র একটা নোট দিয়ে বলতে হ্যাঁ, "এটা অনেক ভালো। এটা নাও।" এমন হইত আরকি ভাই। জি, জি, জি, জি, জি। একদম ভাই একদম। এটা কিন্তু আসলে ভাই এখনো এখনো আসলে ছোটদের ক্ষেত্রে এটা এখনো নরমাল। আমি আমার ভাগিনার ক্ষেত্রে দেখি। ওর টাকাগুলো আমার ই হচ্ছে আসলে নিয়ে যায়। নিয়ে ওকে একটা কচকচের নোট ধরাই দেয় ঐটা নিয়েই খুশি।
হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। ৳৫০০ র পুরাতন নোট নিয়ে ৳১০ র একদম কচকচে নোট দিলে কি খুশি। আচ্ছা। ওই টাকা গুলা আর ফেরত আসেনি, না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। বাহ! বাহ! এই টাকাগুলো আসলে আমাদের জীবনের লস প্রজেক্ট। কোনভাবেই মনে হয় না যে এই টাকাগুলো আর ফেরত পাইছে কেউ। আমি আজ অবধি অন্তত দেখিনি।
<laughs> হ্যাঁ, হ্যাঁ। একদম, একদম ভাই। মানে ঐটা তো মনেও নাই আসলে কত টাকা যে হারাইছি ওইভাবে।
আচ্ছা, আচ্ছা। আমার মনে হয় যে লাখ লাখ কোটি কোটি টাকা।
হ্যাঁ, জি, জি, জি। হু, হু।
না যদি ওই টাকাটা থাকতো মনে করেন যদি ওই টাকাটা পরবর্তীতে ফেরত দেওয়ার চল সত্যিই থাকতো। হ্যাঁ? তাহলে কিন্তু আপনার বাইকের টাকা হয়ে যাইত ভাই।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।

এই মুহূর্তে টাকা জমাচ্ছি বলতে একটা ফোনের জন্যে। একটা ফোন কেনা দরকার। আ আগের ফোনটা অনেক ডিস্টার্ব দিচ্ছে। এটা চেঞ্জ করতে হবে। আপাতত এইটাই। যদিও এটা শখ না, এটা প্রয়োজন। শখের কথা বলতে অ্যা একটা বাইকের খুব ইচ্ছা আছে। আপনার মতোই। তবে একটু সময় লাগবে আরকি।
আচ্ছা। উ হুম। আচ্ছা। আচ্ছা। হু, হুম। উহু। আচ্ছা। জি, জি। আ হ্যাঁ, ভাই। বাইকের আসলে ভাই ছেলেদের ক্ষেত্রে এটা আসলে বেশিরভাগ ক্ষেত্রে common। না? বাইক মানেই <chuckles> একটা আনন্দ, ভালো লাগে। মা মানে একটা feel হয়। লাইক বা লাইক ভাই আগের দিনে যেমন হচ্ছে ঘোড়ার ইউজ হইতো। লাইক ধরেন হ্যাঁ, সৈন্যরা বা সাধারণ মানুষ স যদি বলে বাহন হিসেবে ঘোড়া ইউজ করতো। আগে তো ঐরকম feel ই হয় বাইকরে। বাইকরে আমার ঘোড়াই মনে হয়। মানে একটা বাহন। <chuckles> যেটা হচ্ছে জি, জি।
হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। ঠিক। হ্যাঁ। তবে এইযে এখন যদিও শখের জন্য তেমন জমানো বা এইটা শখের জন্য হচ্ছে না। তবে একটা সময়ে জমাইছিলাম। মানে সবকিছু বাদ দিয়ে Smoke করা পর্যন্ত প্রায় ছেড়ে দিয়েছিলাম। যে, আমার টাকা জমাইতে হবে সেটা হচ্ছে আমার ১ম ক্যামেরাটা কেনার সময়। Photography করি তো। শখের মানে শখের photographer, commercial না। তারপরেও ক্যামেরা কেনার জন্য আরকি টাকা জমাইছি।
হু, হু, হু, হুম। জি। আচ্ছা। আচ্ছা, ও, আচ্ছা, আচ্ছা। জি, জি। হুম, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। বাহ! আপনার জি, জি, ভাই। এডা কি ডিএস DSLR কিনছিলেন নাকি ভাই নাকি? হ্যাঁ, তাহলে তো বেশ ভালোই ভাই। আ আমার একটা ক্যামেরা কেনারও শখ আছে ভাই। লাইক যেটা হচ্ছে লাইক Moto blog করার জন্য helmet এর সামনে লাগায় না ছোট করে।
হ্যাঁ, হ্যাঁ। ১ম ক্যামেরা। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। এইগুলা তো Go Pro বা Insta 360 এই টাইপের।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এগুলোর অনেক দাম দেখলাম। বেশ ভালোই দাম।
হ্যাঁ, ভালো দাম। তবে এগুলো তো আপনি ইউজড পেয়ে যাবেন। অনেক। আপনি যদি চান কম দামি মানে যদি খুব long trip এ না যান এবং যদি একদম মানে studio grade footage না চান তাহলে অনেক কম দামে অনেক ভালো, ভালো ক্যামেরা পাবেন।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ।

না, না, এগুলা না। এগুলা অনেক। আ এগুলা এখন আর চলে না।
হ্যাঁ, জি, জি, জি।
আপনার এফ জেড ভালো লাগে, হর্নেট টু ভালো লাগে। এরপরে পালসার N160 ধরলে আপনার রাগ হবে। মনে হবে আরে এ কি? কিসে উঠলাম রে বাবা!
আ আ বুঝতে পারছি বুঝছি আ জি, ভাই। তাহলে মানে হরনেট টু টাই মোটামুটি ফাইনাল আপাততই আছে। দেখা যাক কি ঈদের আগে যদি নেয়া যায়।
যাক তাই হোক। এই যে, টাকা জমাইতে যায় আপনি যে, অনেক সময় অনেক কিছু হয়। মজার ঘটনা বা ইসের এরকম কোন কিছু আছে যে, এই খরচটা।
হু, হু, হু, হু, হুম। জি, জি, জি, জি, জি। হ্যাঁ, এমন ভাই হয়। লাগে যে, আমি জিমে ভর্তি হয়েছিলাম ভাই। লাইক আমি হচ্ছে আমি স্কু স্কুল স্টুডেন্ট লাইফ এ আরকি যে, ২৫০ ২৫০ করে জমাবো। তাহলে আমি হচ্ছে মাসে ১৫০০ টাকা দিতে পারব। তো এমন হলে আমার মাস শেষ হওয়ার আগে আমার হাত খরচের টাকা শেষ। এরপর আমি ওই টাকাগুলা নিয়ে খরচ কইরা ফেলসি। আর জিমে যাওয়া হয় নাই <chuckles> এই একটা মজার ঘটনা। জি, জি, জি। যাক ভাই আপনার সাথে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, বলেন ব
যেমন? আচ্ছা, আচ্ছা। ওকে। ওকে, ওকে। বাহ! আচ্ছা, আচ্ছা। তো ভালো মজার ব্যাপার। আর এই যে, এখন, এখন, জমাইতে যায় কি, কি মজার কাহিনী হয়?
এখন মজা, এখন জমাইতে গেলে ভাই কি হয় লাইক আ এখন আসলে একটু বাসা থেকে বের হওয়ার চেষ্টা কম করি। তাহলে কি হয় খরচটা একটু কম হয়। <chuckles> তো এখন মজার ঘটনা একদমই ভাই। মানে লাইক ৳১০০০ ভাঙলে। ওই এক হাজার টাকা তো যায়, যায়, আবার, আবার, আবার, টাকা তোলা লাগে। যে, বাইর হইলেই।
হ্যাঁ। আচ্ছা, আচ্ছা হ্যাঁ, ভাই, বাইরে গেলেই খরচ। হ্যাঁ। একদম মানে ওই ৫০০ টাকার নোট ভাঙ্গায় ৩০ টাকা রিকশা ভাড়া দিলাম। এখন দেখি পকেটে ১০০ টাকা আছে। হ্যাঁ।
জি, <chuckles> আ একদম ভাই একদম হু, হুম। হু, হু, হু, হুম।
যাই হোক ভাই আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। অনেক কিছু জানলাম শখ বিষয়ক। আপনার বাইক কেনা হোক, অনেক আনন্দ করেন সেটাই চাই।
জি, জি, জি, জি। জি, জি, জি। থ্যাংক ইউ ভাই। আপনার সাথে কথা বললে অনেক ভালো লাগলো। আশা করি ভবিষ্যতে আবার আলোচনা হবে। <chuckles> কথা হবে। জি, শুভরাত্রি ভাই। জি, জি, শুভরাত্রি।
ধন্যবাদ। অবশ্যই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো শুভরাত্রি।
জি।

জী, জী, জী, বাহ! আদালতে ভাই বেশি। তাইলে তো ভাই আপনি কোটিপতি হয়ে যাওয়ার কথা। <chuckles> এতদিনে লাখপতি, লাখপতি হইতে পারতেন আর কি। ওইটা ব্যাংকের ইন্টারেস্ট জমায় কোটিপতি হয়ে যেতে পারতেন। যদি ওই সময় হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ বলেন।
না, না, কোটিপতি না হইলেও অন্তত একটা ভালো কিছু করতে পারতাম যদি ফেরত দেয়। হ্যাঁ। একদম, একদম। আর আমার ছোটবেলায় একটা মজার ব্যাপার ছিল ভাই। আমার আগাগোড়ায় মানিব্যাগের একটা শখ আছে। তো তখন যেহেতু ছোট মানুষ তো সেই সময় যে মেলায় কিনতে পাওয়া যায় না ২০ টাকা করে একদম ছোট মানিব্যাগ?
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। জী, জী। উহুম, হ্যাঁ, হ্যাঁ।
এই মানিব্যাগ আমার ছিল। এখন সমস্যা হচ্ছে এই মানিব্যাগের ভেতরে কোন বড় নোট ঢুকতো না।
হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তারপর?
এ হ্যাঁ, তো যখনই কেউ এ কেউ আসত বা কেউ আমাকে একটা বড় অ্যামাউন্টের টাকা দিয়ে যেত, বড় অ্যামাউন্ট মানে অত বেশি না ১০০ টাকা বা ৫০০ টাকা দেখা গেছে দিয়ে গেছে। এইটা না আমার মানিব্যাগ এ ধরত না।
জী, জী। হ্যাঁ, হ্যাঁ। জী, জী, হুম। আচ্ছা।
এটা আমার খুব অস্বস্তি লাগতো। তো আমি আমার বাসায় ঐটা দিয়ে বাসা থেকে একটা ২ টাকা নোট নিতাম। ২ টাকা নোট ওতে খুব সুন্দরভাবে ধরত।
জী, <laughs> আর ঐটা, ঐটা, ঐটা ওই বড় নোটটা কি করত ভাই? ওই টা কি আর পাইতেন নাকি?
হ্যাঁ। আ না, না ঐটা তো আমি বেচে দিছি ২ টাকায়।
<laughs> বুঝতে পারছি ভাই। তাইলে তো আপনি ভাই বিশাল বড় ব্যবসায়ী ছিলেন ভাই ২ টাকা দিয়ে। <laughs>
ঐটা দিয়ে তো আমি পাল্টায় নিছি। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। বিশাল বড় ব্যবসায়ী ছিলাম আসলেই। না, না ২ টাকা নোট তো আমার মানিব্যাগে ধরত তখন, না?
জী, জী, জী, জী বুঝতে পারছি।
এই কারণে দিয়ে দিতাম। দিলে আমাকে একটা কচকচে ২ টাকা নোট দেওয়া হইত। তখন ১ টাকা নোটেরও চল ছিল। মানিব্যাগের ২টা পকেটে একটা পকেটে ১ টাকা, একটা পকেটে ২ টাকা। এভাবে রাখা থাকতো আরকি। মেলায় টেলায় গেলে নিজে টাকা দিয়ে নিজে আইসক্রিম কিনে খাইতাম।
হুম, হুম, হুম। জী। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জী। জী উম জী। উহুম।